আমি না ভাই বেশ আ একটা সমস্যার মধ্য দিয়ে যাচ্ছি। আর আমার একটা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি না ভাই। বিষয়টা যে কারো সাথে আরকি একটা পরামর্শে আসবো বা, খোলা বা খোলাখুলি একটা আলোচনার মধ্যে আসবো, আ সেটাও আসলে আসতে পারছে না। কারণ আ হচ্ছে কি বিষয়টাকে কে কিভাবে যে আসলে নেয়, এটাও আসলে আমি বুঝে উঠতে পারছি না। আর যার কারণে হচ্ছে কি আমার মধ্যে হতাশা তৈরি হয়ে যাচ্ছে আস্তে, আস্তে। মনে হচ্ছে যে এমন পরিস্থিতিতে কি থেকেছি কি আদতেও আসলে আমি বের হতে পারবো? নাকি মানে ওইযে একটা আপনার কেমন জানি আসলে একটা বা অনুভূত হচ্ছে। একটা ভয় কাজ কর কর কাজ করছে মনের ভিতরে যে, আদতেও আসলে এখান থেকে বের হবার কোন উপায় আছে কিনা বা, কি করলে যে আসলে এখান থেকে বের হতে পারবো। আ সেইগুলো নিয়ে ভাই বেশ একটা দুশ্চিন্তার মধ্যে দিয়ে আছি আরকি। তো ভাই আপনি যদি আসলে আমাকে বলতেন কিছু যে, এ এখান থেকে আসলে বেরোনোর আদতেও কোন উপায় আছে কিনা। আ তাহলে ভাই বেশ আ উপকৃত হতাম। তো ভাই আপনি একটু বলেন যে আসলে এখান থেকে বেরোনোর আদতেও কোন উপায় আছে কিনা আরকি। জি ভাই।
হুম, হুম। হুম। ভয় লাগছে। হু, হু। হুম। হুম, আসলে ভাইয়া, আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি খুব হতাশা এবং দুশ্চিন্তার মধ্যে ঘিরে আছেন। তো এখানে আমি প্রথমত বলবো কি, আপনি হতাশ হবেন না। হতাশ না হয়ে একটু নিজেকে শান্ত রাখার চেষ্টা করুন। তাহলে হয়তোবা একটু নিজেকে ভালো অনুভব করবেন। যেমনটি বলছিলেন যে আপনি একটা বিষয় নিয়ে খুবই চিন্তিত এবং সেই বিষয় সম্পর্কে কোন সঠিক সমাধানে আসতে পারছেন না, যেটা আসলে আপনাকে খুবই হতাশার মধ্যে ফেলে দিচ্ছে। আচ্ছা, আমরা কথাবার্তা আলোচনা যাওয়ার আগে একটু কি আমাকে খুলে বলা যায় আসলে আপনার এই চিন্তার কারণটা কি? কি নিয়ে আসলে আপনি বেশি এত চিন্তা করছেন?
উম, জি। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, ভাই। হুম। আচ্ছা ভাই, আ চিন্তার কারণ যদি আসলে বলতে যাই না ভাই, এটা আরকি বলা যায় যে দুশ্চিন্তার জন্যই আসলে বা আমার আমার যে আসলে চিন্তাভাবনা সেটা আসলে আমি ঠিক করতে পারছি না কোনোভাবে। হচ্ছে কি যে আ বিশেষ করে ছুটিতে গেলে না আম মানুষ তো আসলে সবাই একি পরিবারের সাথে সময় দেয়। আ মানে একটা ভালো সময় কাটায়। তবে আমার ক্ষেত্রে কি হচ্ছে জানেন তো? আমি আ ছুটিতে থাকলেও আমার মনে হচ্ছে যে ওই সময়টাতে আরকি দুশ্চিন্তার যে ব্যাপারটা, সেটা আসলে সবথেকে বেশি রকমের হচ্ছে। হয় কি জানেন তো? মানে আমি বিশেষ করে যখন আসলে আমার কোন কাজ থাকে না। বা যখন আসলে আমি আ বেকার বসে থাকি, আ এই সময়টাতে তো আসলে আমার যে ক্ষেত্রটা হয় যে, আ চিন্তাটা আসলে সবথেকে বেশি রকমের আরকি হয় আরকি। আর বিশেষ করে আমার কাজের ক্ষেত্রেও আ একটু ভিন্ন রকমের বলা যায় যে আমি ভাই আসলে আ কম্পিউটার ভিত্তিক কাজ করি। বা ঐযে কন্ট্রাক্ট ভিত্তিক কাজ করি। তো হয় কি যে মাঝেমধ্যে আসলে কোন প্রকার কাজই থাকে না। তো ওই সময়টাতে আসলে আমার দুশ্চিন্তাটা সবথেকে বেশি চলে আসে। তো এমন অবস্থায় যে আমার দুশ্চিন্তাটা কিভাবে কমাবো বা কি করলে আসলে এখান থেকে যে বের হয়ে আসতে পারি। আ সেইগুলো নিয়ে ভাই আমি বেশ একটু হতাশার মধ্যে দিয়ে যাচ্ছি। কারণ আমি আমি আসলে কোন উপায় খুঁজে বের করতে পারছি না। তো আপনি একটু বলেন ভাই এখান থেকে আসলে কী করলে বের হয়ে আসতে পারবো আরকি জি ভাই।
হুম, হুম। আচ্ছা। হুম, হুম। প্রথমত বলবো আপনি দুশ্চিন্তা হবেন না এবং হতাশাগ্রস্ত হবেন না। কারণ অবশ্যই এই দুশ্চিন্তা এবং হতাশা থেকে বের হয়ে আসার একটা সঠিক ফলাফল আছে। তো আপনি যেমনটি বলছিলেন যে আপনি ছুটিতে যখন থাকেন বা অবসরে যখন থাকেন তো ওইটা এনজয়ও করতে পারেন না এবং আপনাকে দুশ্চিন্তা খুব ঘিরে রাখে। এবং এর পাশাপাশি বললেন যে আপনি একটু কম্পিউটার ভিত্তিক কাজকর্ম করেন তো কাজকর্ম না থাকলেও আসলে আপনাকে খুব চিন্তার গভীরে ঠেলে নিয়ে যায়। তো এখন এই সকল বিষয়ে চিন্তা করবেন না। আর যেহেতু বললেন যে অবসর সময় খুব দুশ্চিন্তা ঘিরে রাখে। তো আমরা, আমি আরকি একটু রা সমাধানে যাওয়ার আগে আপনার কাছে আরো কিছু বিষয় জিজ্ঞেস করছিলাম। যে, এইযে বললেন যে আপনার জা অবসর সময়ে বা ছুটির সময় আপনি খুব দুশ্চিন্তা করেন। আপনি কি একটু খুলে বলবেন যে আসলে কোন ধরনের দুশ্চিন্তা আসলে আপনাকে খুব ঘিরে রাখছে। বা আপনি কি আ কোনো আ কারণ আছে বা পূর্বে কোনো কারণ আছে যেটা আসলে আপনাকে ওই অবসর সময়ে মনে পড়ে। বা যার কারণে আপনি দুশ্চিন্তাগুলো আপনাকে ঘিরে ফেলছে। একটু যদি খুলে বলতেন তাহলে আমার জন্য একটু সুবিধা হতো।
উ জি। হুম। উ হুম। হুম জি ভাই। হুম হুম। নিচেই। হুম। হুম জি। আচ্ছা। হুম। সত্যি কথা বলতে কি আমার কাছে কেমন জানি আসলে একটা অনিশ্চয়তার কাজ করে। মনে হয় যে আসলে আ আপনার এটা কি আদতেও আসলে আমি করে উঠতে পারবো কিনা। বা এইযে একটা সমস্যা চলছে এটা যদি আসলে সমাধান না হয় বা এইযে দেখা গেল যে বা আপনার কন্ট্রাক্ট বেসড কাজ তো দেখা যায় যে, মনে হয় যে আ যদি আমি এই কি পরে পরবর্তীতে আসলে কোন কন্ট্রাক্ট না পাই বা সে কাজকাম আসলে ঠিকঠাক মতো চলাকালীন যদি আসলে ছুটি নেই, তো সেক্ষেত্রে মনে হয় যে কাজকাম যদি আসলে ঠিকঠাক মতো না চলে। বা এটাকে যদি আসলে সময় মতো আ ডেলিভার করতে না পারি, তাহলে তো ভবিষ্যতে যে আসলে একটা সমস্যায় পড়ে যাবো। মানে আ সবসময়ের জন্য একটা দুশ্চিন্তা কাজ করে কি যে একটা মানে অনিশ্চয়তা আসলে কাজ করে মনের মধ্যে। যে, আ এটা কি আদতেও আসলে কোনভাবে সম্ভব কিনা বা এটা আহ এটা দিয়ে আসলে যদি আমি মানে ওইযে যদি আসলে আমি না করে উঠতে পারি। বা অপারগ হয়ে যায় তখন আসলে কী করবো? আ এরকম আসলে একটা আমার মধ্যে ব ভয়ের যে, ব্যাপারটা সেটা আসলে ভেতরে মানে সবসময়ের জন্য কাজ করে আর যেখান থেকে আসলে, বের হওয়ার কোন উপায় পাচ্ছি না। বা এইযে আর এইভাবে চলতে থাকলে সত্যি কথা বলতে কি ভাই আমি একটু ভয়ে আছি। যদি এভাবে চলতে থাকে তাহলে তো ভাই আসলে আ ভবিষ্যতে যে বড়ো আসলে এক কাজও করতে পারবো না। আবার আ বেশ একটা সমস্যায় পড়ে যাবো বলে আসলে আমার কাছে মনে হচ্ছে। তো যার কারণে ভাই একটু ভয়ে বেশী আছি। তো আপনি যদি আসলে এই ব্যাপারে আ কোনো আসলে কিছু বলতেন, বিশেষ করে যে চিন্তাটা আসলে কিভাবে না করে থাকতে পারি। যে দুশ্চিন্তার যে ক্ষেত্রটা। আর সেই ব্যাপারটা নিয়ে আসলে আমি একটু সন্দিহান আছি। কারণ দেখা যাচ্ছে যে এইভাবে চিন্তা করতে, করতে মানসিকভাবে ভারসাম্য হয় বা নষ্ট হয়ে যেতে পারে আমার জি ভাই।
হ্যাঁ। হুম। অবশ্যই। হুম। হুম। জি অবশ্যই। জি, প্রথমত বলবো কি আপনি এইযে দুশ্চিন্তা করছেন তো এটা করবেন না। এটাকে একটু ঠান্ডা মাথা চা শান্ত করার চা চেষ্টা করুন এবং যেমনটি বলছিলেন যে আপনার যে কন্ট্রাক্ট বেস কাজগুলো এটা আসলে এখন পাচ্ছেন। যে পরবর্তীতে পাবেন কিনা এটার কোন আ নিশ্চয়তা নেই। এবং যার কারণে একটু হতাশাগ্রস্ত। এর পাশাপাশি বললেন যে যে কাজগুলো পেয়েছেন এটা আসলে সঠিকভাবে সমাধানও করতে পারছেন না। বা শেষ করতে পারছেন না। তো আসলে এটা কিভাবে সমাধান করবেন এর জন্য একটা সঠিক পথ খুঁজছেন। দেখুন আসলে আপনার যেটা করতে পারেন, প্রথমত যে কাজ আ কমপ্লিট করার জন্য আপনি একটা নিয়ম বা একটা রুটিন তৈরি করতে পারেন। যে দেখা যাচ্ছে যে আপনার ডেইলি লাইফ বা যে আপনার যে অ প্রতিনিয়ত জীবন যাপন এখান থেকে একটা রুটিন তৈরি করে আপনি, আপনার কাজগুলোকে একটা সময়, সময়ে ভাগ করতে পারেন। যে আমি এই সময়ে এই কাজটা করবো। তাহলে দেখা যাবে কি আপনি যদি নিয়মাবর্তিতা বা সময় ম্যানেজমেন্ট টা ঠিকভাবে করতে পারেন, তাহলে এই কাজটা সম আগুলা সম্পন্ন করতে পারবেন। আরেক যেটা বললেন যে কাজের খোঁজার যে বিষয়টা বা কাজ নিয়ে অনিশ্চয়তা। এটার জন্য আমি বলবো কি? আপনি হতাশাগ্রস্ত হবেন না। অবশ্যই মাধ্যম আছে। কারণ যেহেতু কাজ নাই, কাজ খোঁজারও মাধ্যম আছে। যেমন আপনি বললেন আপনি কম্পিউটার বেস কাজগুলো করে থাকেন। এক্ষেত্রে আ অনলাইনে অনেক প্লাটফর্ম আছে। যেমন দেখাচ্ছে খুব আ নামি দামি বা রেপুটেশন কোম্পানি আছে, Fiverr আছে বা Upwork আছে। এখানে যাই আপনি নিজের জন্য একটা আইডি ক্রিয়েট করে এখানে আপনার যে দক্ষতা কম্পিউটারের প্রতি। এখানে আপনি কম্পিউটারে যে দক্ষতা গুলো এইখানে আপনি নিজেদের দক্ষতাকে পোস্ট করলেন, ওখান থেকে আপনি অনেক ক্লায়েন্ট পেতে পারেন। এর পাশাপাশি দেখা যাচ্ছে যে আপনি LinkedIn এ আপনার e-mail মার্কেটিং টা করতে পারেন যে আপনি যে ধরনের আরকি আপনার ক্লায়েন্ট চাচ্ছেন, হ্যাঁ ওনাদেরকে দেখা যাচ্ছে যে, আপনি প্রতিদিন ১০০ থেকে ১৫০ বা ২০০ টা e-mail করলেন। একটু কষ্ট হবে প্রাথমিক পর্যায়ে। বাট দেখা যাবে যদি আপনি ১০০-১৫০ তাদেরকে e-mail করলেন, এখান থেকে অবশ্যই ৩ থেকে ৪ জন কিন্তু ফিডব্যাক দেবে। তো দেখা যাচ্ছে যে আপনার ওই যে কাজের অনিশ্চয়তা আ থেকে কিন্তু আপনি অনেকাংশ বেড়িয়ে যেতে পারবেন এবং দেখবেন একটা সময় কিন্তু আপনি কাজে এত ব্যস্ত হয়ে পড়েছেন। যে আপনি কাজ সামলানোর জন্য আপনার আন্ডার এ আরো শ্রমিক জয়েন হ মানে যুক্ত করতে হইতে পারে। তো এই ধরনের বিষয়গুলো আসলে করে দেখতে পারেন। তো আপনি কি আসলে এই চিন্তা গুলো বা এই ধরনের চিন্তাভাবনা কি আগে কখনো করে দেখেছেন কি?
হ্যাঁ, হ্যাঁ। হুম, জি। হ্যাঁ, হ্যাঁ। হুম, জি। হ্যাঁ। হুম, জি। হ্যাঁ, হ্যাঁ। জি। হ্যাঁ, হ্যাঁ। জি। হুম, হুম। হুম, জি। হুম, জি। হুম, জি। হুম, জি। হুম। হুম, জি। হ্যাঁ, হ্যাঁ। হুম, জি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হুম, বুঝতে পারছেন। উম সত্যি কথা বলতে কি, বিষয়গুলো আমি এর আগে এভাবে চিন্তা করে দেখিনি। আমি মূলত এর আগে শুধুমাত্র ঐযে আ contract base যে refer এর মাধ্যমে আসলে পেতাম যে, আ অমুকে একটা লোক আছে বা, ওমুক একটা কোম্পানি আছে। তো তার সাথে আসলে কথা বললে হয়তোবা কাজটা ভালো হতে পারে। এভাবে করে কিন্তু আসলে আগের যে কাজগুলো, আমি সেগুলো আসলে পেতাম। তবে এখন মনে হচ্ছে যে, কাজ নিয়ে আসলে চিন্তার যে ব্যাপারটা ছিল আমার মধ্যে, সেটা আসলে আ সম্পূর্ণটাই অমূলক বা, অনর্থক আসলে একটা ব্যাপার ছিল। আর আমি আমি যদি আসলে এখন মনে হচ্ছে যে, Linkedin বা, Fiverr, Upwork এ যদি আসলে একটা profile create করে রাখতে পারি। তাহলে এ এক কথায় যদি আসলে একটা portfolio যদি বানিয়ে রাখতে পারি কোত কোন একটা platform এ। তাহলে হয়তোবা আমার জন্য এইযে কাজ খুঁজে পাওয়া নিয়ে আসলে যে দুশ্চিন্তাটা, সেটা আসলে আ কোনভাবে আরকি থাক থাকবে না। আর ভাই হয় কি মাঝে মধ্যে হয় কি? যে আমি না ভাই যে ছুটিতে, বিশেষ করে কাজ চলাকালীনও না আমার দুশ্চিন্তাটা আসলে আ থেকে যায়। মনে হয় যে আসলে আ আমার যে বাকি কার দলের সদস্যগুলো আছেন, মানে কাজ আসলে আমি team wise করি। তো তারা আসলে কাজগুলো ঠিকঠাক মত করতে পারছে কিনা বা, কোন সমস্যা হচ্ছে কিনা, এই বিষয়গুলো নিয়েও না ভাই আমার মধ্যে একটা আ দুশ্চিন্তার কাজ করে এ বেশিরভাগ সময়। তো এইযে দুশ্চিন্তাটা আসলে কাটাইয়ে ওঠার জন্য বা, relax এ আসলে সময় কাটানো বা, এইযে ছুটিটা কাটানোর আসলে কোন উপায় আছে কিনা? আর সেটাও আসলে ভাই আমি একটু জানতে চাচ্ছিলাম। কারণ, এভাবে করে তো মানে ছুটিতে তো আসলে মানুষ পরিবারের সাথে থাকে। তো মানে পরিবারকে সময় দেওয়ার জন্য। তবে আমার হচ্ছে কি যে, ঐ ছুটিতে যেয়েও হয়তোবা ল্যাপটপ নিয়ে বসে আছি যে কার কি সমস্যা? আ এই বিষয়গুলো আসলে সমাধান করতে করতে যেয়ে আমি, আমি নিজের জন্য আসলে সময় করে উঠতে পারি না কোন প্রকার। আর চাপটা আসলে ভাই তুলনামূলক আমার ক্ষেত্রে একটু বেশিই হয়ে যাচ্ছে ইদানিং যাবৎ। আর যেখান থেকে আসলে ভাই যে কিভাবে আর কি কাটিয়ে ওঠা যায়? এই, এই বিষয়গুলো আসলে আমি বুঝে উঠতে পারছি না। জি ভাই।
হ্যাঁ? হু, হু। একদম। হু, হু। বেরিয়ে আসতে পারবে। হ্যাঁ। উহু। জি। বুঝতে পেরেছি। বেরিয়ে আসতে পারছেন নাহ। জি। আম প্রথমত বলবো কি, আপনি নিজের প্রতি এত চাপ নিবেন না। যেমনটি বলছিলেন যে আপনি দলগতভাবে কাজ করেন। এবং চিন্তা করছেন যে আপনার যে দল বা, আপনার team mate রা কেমন কাজ করবে, এটার জন্য আসলে যখন আপনি ছুটিতে থাকেন, খুব মানসিক চাপে থাকেন। তো দেখুন ভাইয়া, এক্ষেত্রে আপনি একটা জিনিস করতে পারেন, সেটা হলো আপনার টিমের মধ্যে যে খুবই অভিজ্ঞ। দেখা যাচ্ছে যে, আপনার যে কাজটা এ কাজে খুব অভিজ্ঞ। তো টিম মেম্বারদের মধ্যে না ১ কে আপনি একটু আ selection করে তাকে একটু দায়িত্ব দিতে পারেন। যে যখন আপনি আ ছুটিতে যাবেন তখন যেন সে এই বিষয়গুলো দায়িত্বটা একটু maintain করে। এবং আপনাকে রিপোর্টগুলো বিভিন্ন আ যোগাযোগ মাধ্যমে যেন ও পাঠায় দেয়। তা এর কারণে কি হবে? আপনার চিন্তাটা একটু হলেও কমে আসবে। এর পাশাপাশি দেখা যাচ্ছে যে আপনার কর্মস্থলে আপনি সিসিটিভি ক্যামেরাটা রাখতে পারেন। এক্ষেত্রে প্রতিনিয়ত আপনার দেখা লাগবে না। মাঝে মধ্যে আপনি ঢুকে কিন্তু চেক করতে পারবেন। এতে কিন্তু আপনার চিন্তাটাও কিন্তু খুব release হয়ে যাবে। তা আমার মনে হয় যে আপনি যদি এই বিষয়গুলো একটু follow করেন বা, আলোকপাত করেন। আমার মনে হয় আপনি চিন্তা থেকে বেরিয়ে আসতে পারবেন। কি মনে হয় আপনার?
হ্যাঁ। উম জি। ও হ্যাঁ। হুম, জি। হুম, জি। হ্যাঁ, হ্যাঁ। উম জি। উম বুঝতে পেরেছি। হু, হু। উম সত্যি কথা বলতে কি এভাবে আমি ভেবে দেখিনি। তবে এখন বিষয়গুলো আমার কাছে আরকি অনেক বেশি রকমের পরিষ্কার হয়ে গেল। আর মনে হচ্ছে যে এখান থেকে খুব ভা ভালোভাবে আসলে আমি বের হয়ে আসতে পারবো। তো ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাকে আপনি যে আমাকে শুনে এত সুন্দর টিপস দিলেন। ভালো থাকবেন ভাই আপনি।
জি। কোন সমস্যা নাই। আপনার জন্য খুব শুভকামনা রইলো। আশা করি খুব ভালো থাকবেন।